আচ্ছা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, প্রতিদিনের কোন ছোট অভ্যাসগুলো আরোগ্যকে ত্বরান্বিত করে?
<chuckles> দেখেন জীবনে কিন্তু আরোগ্য বা সুস্থতা এটা কিন্তু খুবই জরুরি, হ্যাঁ? তো আমার মুরুব্বিরা একটা কথা বলে থাকেন যে, "আসলে অসুস্থ হওয়ার পরে আরোগ্য লাভ আর আগের থেকেই আ মানে নিজেকে সুস্থ রাখা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কারণ একটা জিনিস অসুস্থ হওয়ার পরে যদি সুস্থতা হয়, এর মধ্যে কিন্তু একটা অসুস্থতার লেশ বা একটা কিন্তু প্রভাব থেকে যায়।" এজন্য আমি মনে করি যে, পার্সোনালি এমন কিছু অভ্যাস বা এমন কিছু লাইফ স্টাইল যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমার যদি সুস্থতা এটা যদি আগে থেকেই আমি মেইনটেইন করি তাহলে মনে হয় যে আমার জন্য অনেক ভালো হবে, তাই না?
অবশ্যই। হুম। আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, আরোগ্যের দরকারই নেই আসলে আপনি ও আরোগ্যতা আসবে পরে অসুস্থ হলে পরে তারপরে আরোগ্যের প্রশ্ন আসবে, আপনি আসলে তারও আগে সুস্থতার জন্য চিন্তা করছেন। বাহ! চমৎকার কি তো সেক্ষেত্রে আপনার কাছে কোন অভ্যাসগুলোকে খুব ইম্পোর্টেন্ট মনে হয়, যেগুলো আসলে ফলো করলে একজন মানুষ এরকম রোগ শোক এরকম বিষয়গুলো এড়িয়ে চলতে পারবেন?
<chuckles> জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ জি। <chuckles> জি, জি বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা হল যে এইখানে কিন্তু আপনার অনেক কিছুই include থাকে। যেমন ধরেন যে খাওয়াদাওয়ার একটা তো ব্যাপার থাকে, যে শরীরের প্রয়োজনীয় যে এ পুষ্টি উপাদানগুলো ভিটামিনগুলো এটা আপনি নিচ্ছেন কিনা বা অনেকে আবার অতিরিক্ত নিয়ে ফেলে। এটার কারণেও ঝামেলা হয়। এরপরে এই যে সুস্থ থাকার জন্য উম বা বর্তমান মেডিকেল সায়েন্স যেটা বলতেছে যে এবং আমাদের সৃষ্টিকর্তাও কিন্তু আমাদের জন্য রাতটাকে ঘুমের জন্য করেছেন এবং ঘুমটা হইল মানুষকে রিফ্রেশ করার একটা ঔষধ তাই না? জি।
হুম, হুম। একদমই তাই। হুম, হুম। হ্যাঁ। ঘুমটা বেশ পর্যাপ্ত হওয়া দরকার।
তার মানে হলো ঘুম, খাওয়া দাওয়ার মধ্যে মেইনটেন্যান্স প্লাস হচ্ছে যে একটু শারীরিক যে কসরত যেটাকে আমরা ব্যায়াম ব বলি বা একটু হাঁটা চলা, হ্যাঁ? আ সব মিলিয়ে আমি মনে করি কি একটা রুটিন মাফিক যদি আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি তাহলে মনে হয় যে সুস্থ থাকাটা সম্ভব হবে। <chuckles>
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জীবন ধারণ করা যায় সেক্ষেত বাহ! চমৎকার করে কিন্তু আপনি বিষয়গুলোকে ফোকাস করলেন যে, একটু ঘুমের ব্যাপারটা বললেন, নিয়মিত সুষম খাবার এবং হালকা পাতলা যে ব্যায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আপনি দৃষ্টিপাত করলেন। জি অত্যন্ত চমৎকার! তো সেক্ষেত্রে আমি যদি আরেকটু প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু শারীরিক অভ্যাসের কথাই বলছেন তো পর্যাপ্ত পানি পান করার অভ্যাসটা আসলে কতটুকু রোগ প্রতিরোধে ক্ষমতা কিরকম প্রভাব ফেলে বলে আপনার কাছে মনে হয়?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। <laughs> জি, জি, জি। দারুণ একটা কথা কিন্তু বললেন যে পানি এটা তো আমি খাবারের কথা বললাম। খাবারের ভিতরে পানিটাও আছে। কিন্তু হ্যাঁ অনেকে আবার এই যে খাবার গ্রহণ করে কিন্তু পানি গ্রহণ করে না। হ্যাঁ? এই, এই বদঅভ্যাসটা মাঝে, মাঝে আমার মধ্যেও আরকি হয়। তো এই পানি পানের ব্যাপারটা হলো কি যে কেউ আছে যে খাবার সাথে, সাথে পানি খায়। এইটা বর্তমান ডাক্তাররাও নিষেধ করে আবার আমার এটা অভ্যাস যে অ্যা খাবারের সাথে, সাথে আমি পানি খাইতে পারি না। তো পরে শুনলাম যে ডাক্তাররা নাকি সেটাই বলে যে এ খাওয়ার সাথে, সাথে মানুষের আসলে হজমের জন্য যে মানে হজম রস যেটা নির্গত হয় মানুষের খাদ্যনালী থেকে। সাথে, সাথে পানি খাইলে সেটা নাকি এ ধুয়ে যায় বা কমে যায়। এজন্য আজকের মেডিকেল সাইন্স বলতেছে যে আসলে অন্তত ২০ মিনিট ১/২ ঘন্টা পরে পানি খাওয়ার যে একটা ব্যাপার। তবে হ্যাঁ এটা আমার ক্ষেত্রে যেটা হয় যে নিয়ত করি যে ২০ মিনিট পরে পানি খাবো। কিন্তু দেখা যায় অনেক সময় মনে থাকে না, হুম? এটা কিন্তু অ্যা খারাপ অভ্যাস। তবে হ্যাঁ পানি কিন্তু
হুম। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জি। হুম। আচ্ছা। আচ্ছা। তার মানে হচ্ছে যে পর্যাপ্ত পানি খাওয়া এবং নিয়ম মত পানি খাওয়ার একটা অভ্যাস কিন্তু সেক্ষেত্রে রোগ প্রতিরোধক হ্যাঁ রো বেশ খানিকটা জরুরী আমাদের স্বাস্থ্যের জন্য বাহ চমৎকার! তা আপনি খাদ্যাভ্যাসের কথা বলছিলেন, আপনি সুষম খাবারের কথা বলছিলেন। তো আমি একটু জানতে চাই যেটা যে এই যে আমরা তো আজকাল বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবারের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, হ্যাঁ? তো এগুলো আসলে কি শরীরের সুস্থতা বা অসুস্থতার জন্য আসলে কি রকম ভূমিকা রাখে বলে আপনার কাছে মনে হয়?
হ্যাঁ এটা কিন্তু খুবই জরুরি। জি, জি। হ্যাঁ। <laughs> জি, জি। হ্যাঁ। আসলে দেখেন অ্যা সমস্যাটা তো আর প্রক্রিয়াজাতকরণের না সমস্যাটা হচ্ছে যে কারা এটা করতেছে এবং কোন পরিবেশে করতেছে, হ্যাঁ? যেমন আমি মাঝে, মাঝে বিভিন্ন যে উম খাদ্য অধিদপ্তর থেকে যারা ফুড মিনিস্টার মানে এই যে যারা আছেন। আ তারা অনেক সময় যে বিভিন্ন অভিযানগুলো চালান সেখানে এ খুব নামি দামি কিছু ফ্যাক্টরি যারা কোম্পানি তাদের খাদ্য তৈরির যে প্রসেসিং এর মধ্যে আসলে দূষণ এবং মানে কি বলবো অপরাধগুলো মাঝে, মাঝে ধরা পড়ে এটা দেখলে কিন্তু গা শিউরে ওঠে, হুম? এই যে আমরা যে কেক খাই, চকোলেট খাই কিংবা আমরা কোনো রুটি, বিস্কিট এগুলো যে আমরা খাচ্ছি এত সুন্দর করে প্যাকেট জাত মনে করতেছি যে, "না প্যাকেটের এটা মনে হয় খুবই ভালো।" কিন্তু এটার যে
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বাহ! আর প্যাকেজিং গুলোও তো বেশ খানিকটা আকর্ষণীয় হয়। যেটা আসলে যেকোন মানুষকেই আকর্ষণ করে ফেলে।
হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। কিন্তু এইযে মাঝে, মাঝে আসলে আ খাদ্য অফিসাররা বিভিন্ন সময় যে, আপনার আব অভিযানগুলো চালায়, সেখানে দেখা যায় যে, যে এ কারিগররা এটা তৈরি করতেছে, হাতের মধ্যে কোন গ্লাভস থাকে না। অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে এটা করে। পরে প্যাকেজিংটা কিন্তু আকর্ষণীয় করে। তো সব মিলে কথা হচ্ছে যে, এই প্রক্রিয়াজাত যে খাবারগুলো, এটা যতটা সম্ভব যদি না খাওয়া যায়, কিংবা যদি খেতেই হয়, যদি নিজেরা তৈরি করে খাওয়ার মত যদি পরিবেশ তৈরি করা যায়, তাহলে মনে হয় ভালো। আর তাছাড়া আমার মনে হয় যে, যেগুলো প্রাকৃতিক খাবার এটাই আমাদের সুস্থতার জন্য কিন্তু অধিক কার্যকরী।
হু, হুম। আচ্ছা। আচ্ছা। বাহ! আপনি চমৎকার করে ব্যাখ্যা করলেন যে আসলে, "প্রক্রিয়াজাত খাবারটাকে যদি এভয়েড করা যায়, মানুষের কিন্তু সেটা অ্যা শরীরের মধ্যে সুস্থতাটা ধরে রাখবার জন্য বেশ খানিকটা সহায়তাই করবে।" তো আপনি তো এইযে প্রক্রিয়াজাত খাবার, সুষম খাবার, এগুলা নিয়ে কথা বলছেন, যে অনেক এম কিন্তু একটা কথা শোনা যায় যে, "ফলমূল খাওয়ার অভ্যাসটাও নাকি শরীরের পুনরুদ্ধারে বেশ খানিকটা সাহায্য করে।" তো এ ব্যাপারে আপনি কি বলবেন?
<chuckles> জ্বি, জ্বি, জ্বি। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। এটা তো অবশ্যই। জ্বি, ফলমূলের ব্যাপারটা যেটা বললেন, দেখেন আ ফলমূল অনেকেই মনে করে কি? যে অ্যা ফল তো দামি জিনিস, এটা কীভাবে খাবো? অথচ, দেখেন আমরা কিন্তু চাইলে আমাদের সিজনাল যে ফলগুলো রয়েছে, এটা কিন্তু অনেক কম দামে আমরা খেতে পারি। তাই না? যেমন এইযে পেয়ারা, আমি ৳১০০ ৳৫০০ দিয়ে ১ কেজি আপেল বা, ১ কেজি কমলা আমি কিনতে পারবো না। আর আমার কাছে কমলা, আপেলটাকে ভিটামিন মনেই হয় না। কারণ কি? এগুলো কোন দেশ থেকে আসে, কতদিন আগের আসে এবং এটি এতটা টাটকা থাকে, অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে। হ্যাঁ? ফরমালিন দেওয়ার জন্য বা
হুম। একদমই তাই। হুম। আচ্ছা। আচ্ছা। তার মানে অনেকদিন রেখে দেওয়ার কারণে হয়তোবা একধরনের শঙ্কা মনের মধ্যে আসলে তৈরি হয়। কিন্তু এইযে আজকাল শোনা যায়, যে এইযে ফরমালিনযুক্ত ফলমূল। তো এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? যে কারণ ফরমালিন তো আসলে শরীরের জন্য বেশ খানিকটা ক্ষতিকর।
হ্যাঁ, কারণ এই দেখেন জ্বি, জ্বি। খুবই খারাপ, জ্বি, জ্বি। দেখেন এইযে কমলা, আপেল, আঙ্গুর, এগুলো আসতেছে কোন দেশ থেকে? অবশ্যই অনেক পথ <smacks lips> পাড়ি দিয়ে আসতেছে। তাই না? যে তাদের জমি থেকে এইটাকে কালেক্ট করা, এইটাকে প্যাকেজিং করা, এটাকে হল রপ্তানি করা। আমরা এটাকে কিনে নিয়ে বাজারজাতকরণ। এটা কিন্তু মিনিমাম ১৫-২০ দিন, ১ মাসের একটা সময়। তো এইযে লং টাইম একটা ফল আসলে টাটকা থাকলো, এটা আমার কাছে অবশ্যই মনে হয় যে এখানে কিছু একটা দেয়। হুম? তো তার চেয়ে আমি যদি চেষ্টা করি, যে আমাদের যেগুলো দেশি ফল আছে, যেমন ধরেন; পেয়ারা, আপনি ৬০ টাকা হইলে, একটা সুন্দর ১ কেজি পেয়ারা পাবেন। এবং পেয়ারা
হুম। হুম। বাহ! হুম। মানে যেগুলো আসলে বে খেতেও ভালো এবং সহজলভ্য।
হ্যাঁ। সহজলভ্য এবং আপনি জানেন যে, এটা আমাদের মাত্রই জমি থেকে আসছে। এইযে আমড়ার সময়, টাটকা, টাটকা আমড়া একদম গাছ থেকে পেরে নিয়ে আসলো বাজারে। এইটা খাইতে পারেন। অথবা, আমাদের বর্তমানে কিন্তু এইযে এ দেশীয় কিছু মালটা বের হয়েছে সবুজ, সবুজ। তো আমার কাছে মনে হয়, যে স্বাদের যদি একটু তারতম্যও থাকে, কিন্তু সেটা যদি অর্গানিক হয়, আমাদের দেশিও হয়, আমি কিন্তু সেটাকে বেশি আমার স্বাস্থ্যের জন্য ভালো মনে করি।
হুম, হুম। হুম, হু। হুম, হুম। হুম। বাহ! চমৎকার করে আপনি ব্যাখ্যা করলেন যে ফলমূল আসলে খাওয়া যেতেই পারে এবং সেটার জন্য যে আসলে দামি ফলমূল খেতে হবে এমনটার কোনো দরকার নেই। ফরমালিন মুক্ত এবং প্রাকৃতিক এবং দেশীয় ফলমূলগুলো যেগুলো আছে, সেগুলোও কিন্তু শরীরের চাহিদা যেটুকু রয়েছে ফলমূলের, সেটা কিন্তু অনেকাংশেই অ্যা সা প বেশ চমৎকার করেই আসলে পুনরুদ্ধার করতে পারবে। তো সেক্ষেত্রে আমি যদি একটু আমরা তো আসলে খা খাদ্যাভ্যাস নিয়ে কথা বললাম, বিভিন্ন জাতের খাবার নিয়ে কথা বললাম। আমি যদি একটু জীবনযাপনের শৃঙ্খলা নিয়ে একটু কথা বলতে চাই। তা আপনার কাছে কি মনে হয়? দৈনন্দিন রুটিন ফলো করা কি আসলে আরোগ্যের জন্য বা সুস্তাস সুস্বাস্থ্যের জন্য বেশ খানিকটা সহায়ক ভূমিকা পালন করে?
হ্যাঁ, হ্যাঁ। জ্বি। <chuckles> হ্যাঁ। অ্যাঁ জ্বি, জ্বি। সুন্দর বলেছেন। জ্বি। <chuckles> জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ <chuckles> জ্বি। আপনি আসলে এমন একটা পয়েন্ট উত্তোলন করলেন, এটা আসলে আমাদের জন্য খুবই জরুরি। অ্যা অনেক লোক আছে যারা আসলে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, আবার অনেক দেরিতে ঘুম থেকে মানে ঘুমাতে যায়। বিশেষ করে যে দৈনন্দিন জীবনে যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে, অনেকে দেখবেন যে ফলমূল ও প্রচুর খাচ্ছে, আমিষ খাচ্ছে, সব খাচ্ছে। কিন্তু মাঝে, মাঝে একটা করে সিগারেট খাচ্ছে। হ্যাঁ? তো এই ব্যাপারগুলো, যেটা আপনার হচ্ছে practical life, daily routine তো এই ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার রুটিন টা এটা কিন্তু খুবই জরুরি। বিশেষ করে যে খাদ্য গ্রহণেরও কিন্তু একটা রুটিন আছে, হুম। অর্থাৎ
উম উম ও আচ্ছা। হুম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পর পর্যাপ্ত বিশ্রাম এবং কাজের ভারসাম্য রাখাটা সেক্ষেত্রে এ বেশ প্রয়োজনীয়।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। জ্বি। জ্বি। অবশ্যই।
তো এ সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, ওইযে মোবাইল বা, স্ক্রিন টাইম কি আসলে আমাদেরকে সীমিত করে ফেলছে এইযে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে, আপনার কাছে কী মনে হয়?
দেখা গেল হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। <chuckles> দেখেন, আমি তো ছোটবেলা থেকে দেখতাম যে আমরা এশার নামাজের পরে খেয়ে-দেয়ে একটা নির্দিষ্ট সময় ১০ টার মধ্যে ঘুমাইতে যাইতাম। আবার ফজরের যখন মুয়াজ্জিন আযান দিতো, আমার আব্বু ঘুম থেকে উঠে আমাদেরকে জাগাতেন ঘুম থেকে। এখন যেটা হয় এ ঠিকই ১০ টার সময় ঘুমাতে যাওয়া হচ্ছে, কিন্তু ওইযে স্ক্রিনের কথা বললেন, মোবাইলের স্ক্রিনে একবার যদি স্ক্রলিং করা শুরু করে দেই। এটা দেখা গেল যে ১০ টা থেকে ১১ টা, ১২ টা, কয়েকটা বাজলো ঠিক নাই, হ্যাঁ? আরো যদি কোনো আকর্ষণীয় কোন রিলস, কোন নাটক, কোন সিনেমা দেখা শুরু করা দেখা গেল যে এমনও হয়ে যায় ফজরের আযান হয়ে যায় স্ক্রিনে, হু। <smacks lips> আর এইযে চোখের সামনে আপনি একটা আলো নিয়ে আছেন। এমনিই তো লাইটের দিকে দীর্ঘ সময় তাকায় থাকলে চোখটা ছানাবড়া হয়ে যায়। তাই না? সেখানে আপনার কাছে এইযে আমরা দেখি যে রঙিন আ টিভি বা, রঙিন আলো থেকে যে বিভিন্ন রশ্মিগুলো নির্গত হয়। সব মিলিয়ে আসলে অল্প বয়সে আমার দাদু মরার আগ পর্যন্ত তিনি চশমা ইউজ করেন নাই এবং তিনি খালি চোখে ৯০ বছর বয়সেও কোরআন শরীফ পড়তে পারছে। আর আমার তো
আচ্ছা। আচ্ছা। হুম। জি। হুম। চলতেই আছে। হুম। চোখ ফেরানোটাই দায় হয়ে যায় তখন। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। তার মানে হচ্ছে যে মোবাইল বা, স্ক্রিন টাইম আসলে বেশ খানিকটা আমাদেরকে অসুস্থ করে তুলছে, যেটার জন্য হয়তোবা আমরা বিশ্রাম এবং কাজের মধ্যে এক ধরনের ভারসাম্য বজায় রাখতে পারছি না এবং সেটা আমাদের এ শারীরিকভাবে স্বাস্থ্যকে আমাদেরকে ভেঙে ফেলছে। আমি যদি একটু মানসিক স্বাস্থ্যের দিকে দৃষ্টিপাত করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে, এই ইতিবাচক চিন্তা বা, কৃতজ্ঞতার অভ্যাসও কি শারীরিক সুস্থকে সুস্থতাকে আসলে প্রভাবিত করতে পারে?
অবশ্যই, অবশ্যই। জি। ভারসাম্য হারিয়ে ফেলতে পারতেছি। জি। <laughs> হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। দেখেন অ্যা যেকোনো জিনিসকে যখন আমি নেগেটিভলি চিন্তা করবো বা এটাকে আমি যখন আমি একটু জটিলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, এটা কিন্তু আমার মাথায় একটা কি? mentally pressure দেবে, হুম? এতে করে এই যে মানুষ যে আপনার আ মানে আ high pressure এ অসুস্থ হয়ে যায় বা অনেক সময় দেখা লো স্ট্রোক করে, হ্যাঁ? এগুলো কিন্তু টেনশন এর কারণে। ডাক্তাররাও কিন্তু বলে যে, "টেনশন এর কারণে মানুষের মস্তিষ্কে অ্যাটাক হয়ে যায়," হ্যাঁ? তো আমরা যেকোনো জিনিসকে নরমালি যদি নেই জি, জি, জি। অর্থাৎ, "আমি আজকে অভাবে আছি তো হোক আমি আসলে যেটা আছে সেটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি যতটুকু যেভাবে" হ্যাঁ? অ্যান আমার lifestyle টা high quality কিন্তু আমার উপার্জনটা কম। তখনই তো একটা প্রেশার, তাই না? <smacks lips> এবং অনেকে দেখা যায় যে সামর্থ্যের বাহিরে গিয়া বাচ্চা-কাচ্চাকে পড়ালেখা করায়। আমার এক শিক্ষক বেতন পায় ৳৩০,০০০ ছেলেকে মেডিকেল প্রাইভেট মেডিকেলে ভর্তি করেছে ৳৫০,০০,০০০ দিয়ে। তো আমি বললাম যে, "আপনার তো টেনশন হবেই কারণ"
হুম, হুম। হ্যাঁ। Stress management টা। ছা দৈনিক। হুম, হুম। তার মানে এই সামাজিক তুলনাগুলোও আসলে এক ধরনের stress মানুষের মধ্যে তৈরি করে ফেলছে যেটা আসলে তাদের জন্য শারীরিকভাবে অসুস্থ করে দিচ্ছে।
অবশ্যই, অবশ্যই, অবশ্যই! যে, "আমাকে কেন তার মত হতে হবে!" তাই না? আল্লাহ আমাকে যেইটা দিছে, আমার ability অনুযায়ী আমি আমার জীবন planning করবো, তাই না? <scoffs>
হুম, হুম। একদমই তাই। তো সেক্ষেত্রে এই যে stress management এর কথা আপনি বলছিলেন, stress management কে avoid করার জন্য মানে দৈনন্দিন কোন অভ্যাসগুলো আসলে কার্যকর হতে পারে?
জি। ১ম কথা হলো কি? এটা কিন্তু আমাদের আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী এবং সব ধর্মেই হয়তোবা আছে আমি জানি না। সেটা হলো যে, তুলনা করার অভ্যাসটাকে বাদ দিতে হবে। হ্যাঁ? আমার একটা স্যার বলতেন যে, "তোমার বাই-সাইকেল কখনোই তোমাকে ব্যথিত করবে না, যতক্ষণ না তোমার বন্ধুর মোটর সাইকেলে তুমি আফসোস করবা। এবং তোমার মাটির বাড়ি কখনোই তোমাকে ব্যথিত করবে না, যতক্ষণ না তুমি তোমার পাশের বাড়ির বিল্ডিংকে দেখে হিংসা করবা, হ্যাঁ? তার মানে তোমার যা আছে, সেটা নিয়ে যদি তুমি তুষ্ট থাকো বা ওটাকেই তোমার জন্য মানে <chuckles> উপযুক্ত মনে করো, তাহলে দেখা যাবে যে, অল্পতে তুষ্টির ব্যাপারটা যখন থাকবে, তাহলে অ কোনো অপূর্ণতাই আমাকে আসলে এইযে মানসিক প্রেশারটা দিতে পারবে না।" <chuckles>
আচ্ছা। চমৎকার বলেছেন। হুম। চমৎকার! বাহ! চমৎকার! চমৎকার করে আপনি ব্যাখ্যা করলেন যে, স্ট্রেচ ম্যানেজমেন্ট করার জন্য নিজেকে নিয়ে যদি খুশি থাকা যায়, নিজের যা আছে, সেইটাকে নিয়ে যদি মানুষ খুশি থাকতে পারে, তাহলে কিন্তু মানুষ এই স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে আসলে মুক্তি পেতে পারে। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। এইযে, সামাজিক বিভিন্ন ধরনের শৃঙ্খলা, চাপের কথা আমরা শুনছি। তো সেক্ষেত্রে এইযে, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো বা সামাজিক যোগাযোগ কি আসলে আ মানুষের সুস্থতার ক্ষেত্রে সাহায্য করতে পারে বলে আপনার কাছে মনে হয়?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আত্মতুষ্টি। জি, জি। <chuckles> জি, জি, জি। আসলে দেখেন, ডাক্তাররা বলে যে, একটা নাকি নির্মল হাসি, এটা নাকি হচ্ছে হার্টের রোগ কত শতাংশ কমায়ে দেয়, হ্যাঁ? <chuckles> তো, সেইক্ষেত্রে এইযে, আপনি মন খুলে হাসবেন, আপনি যে স্বতঃস্ফূর্ত থাকবেন, এর জন্য তো অবশ্যই প্রিয়জন আপনার লাগবে। এখন প্রিয়জন কাকে বানাবেন বা কার সাথে কথা বলে আপনি স্বতঃস্ফূর্তভাবে মন খুলে হাসতে পারবেন? এটা আপনার ব্যাপার। হ্যাঁ, পরিবার হইতে পারে, ওয়াইফ, সন্তান, বন্ধু-বান্ধব, হ্যাঁ। যেকোনো ব্যক্তি, সে যদি আপনার মনটাকে হাসিখুশি রাখতে পারে, আপনার দুশ্চিন্তাগুলোকে সে যদি কমাতে পারে, অবশ্যই তার সঙ্গে সময় কাটালে দেখবেন যে, আপনি মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করবেন।
বাহ! চমৎকার বললেন। হ্যাঁ, সেটা পরিবারও হতে পারে। হ্যাঁ, সামাজিকভাবে আমরা বিভিন্ন মানুষের সাথে connected. হুম। বাহ! চমৎকার! আপনার সাথে যে আলোচনাটা করলাম, অত্যন্ত প্রতিদিনের কোন, কোন ছোট অভ্যাসগুলোকে আসলে আমাদের আরোগ্যকে ত্বরান্বিত করতে পারে, এই বিষয়ে কিন্তু আপনি চমৎকার কিছু, বেশ কিছু পয়েন্ট ব্যাখ্যা করলেন। যে, শারীরিক অভ্যাস, খাদ্যাভ্যাস যে আমাদের জীবনের আসলে একটা গুরুত্বপূর্ণ অংশ। সেক্ষেত্রে আপনি কিছুটা মানসিক স্বাস্থ্য এবং জীবনযাপনের যে শৃঙ্খলা, সেগুলোর উপরেও কিন্তু দৃষ্টিপাত করলেন। তো, আপনার সাথে কথা বলে চমৎকার লাগলো। আ কি বলে? বেশ কিছু নতুন, নতুন বিষয় আসলে বোঝা গেলো, জানা গেলো। তো, আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন।
<giggles> জি, জি। হুম। <chuckles> জি, জি। জি। আসলে আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। বিশেষ করে আপনি আ ছোট, ছোট বিষয়গুলো আসলে উপস্থাপন করে করেছেন। এবং আপনার সাথে তাল মিলিয়ে আমিও বলার সুযোগ পাইলাম। আসলে এই বিষয়গুলো মনে করে ভালো হলো। আমারও হয়তোবা মানাটা সহজ হবে। তো, আপনার সাথে আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত ছিলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।